একজ্যাক্টলি এবং আপনি এই যে সার্বিক দিকটি চিন্তা করলেন, এটিও বেশ আ চমৎকার লেগেছে এবং চমৎকার একটি উদাহরণ দিলেন যে, বই পড়ে আসলে সাইকেল চালানো শেখা যায় না। সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয় এবং আসলেই, পরিবেশের কথা যেটি বললেন, সেটিও বেশ চমৎকার। কারণ পড়ার পরিবেশ ব্যতীত আসলে ওভাবে আ প্রপার একটি পড়াশোনা হইতো হয় না। কারণ দেখুন, আমাদের মস্তিষ্কে যেহেতু কোনো নির্দিষ্ট ধারণ ক্ষমতা নেই, সে অসীম বলা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব সহজে কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাই এবং অ অনলাইনে শিক্ষা যদি এভাবে শুরু হয়ে যায়, তখন দেখা যাবে যে প্রত্যেকটি স্টুডেন্টের একটি ডিভাইস লাগছে। এবং সেই ডিভাইসগুলোতে নিশ্চয়ই এমন হবে না যে শুধুমাত্র ক্লাসই করতে পারব আর কিছু করতে পারব না। ডিভাইসগুলো কিন্তু এমন হয় না। তো তখন দেখা যাচ্ছে এক তো এমনিতেই আমাদের একটু ফাঁকি দেয়ার টেন্ডেন্সি অনেক বেশী আর অফলাইনে হ হলে তো দেখা যাচ্ছে সেটা অনলাইনে হলে, সেটা আরও বেড়ে যাবে। কারণ বুঝতেই পারছেন রেকর্ডেড ক্লাস আছে, পরে দেখে নিব। এই পরে দেখে নিব, পরে করে নিব করতে, করতে না, আর হবে না, স্পেশালি আ টিনেজারদের ক্ষেত্রে। তো আ আসলেই প্রতিষ্ঠানে যাওয়াটা খুবই জরুরি। <scoffs> জি, জি।
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। আহ হা। জি, জি, জি। হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হু। হুম। অবশ্যই। হুম। হুম, হুম, হুম। হুম। অবশ্যই। হুম, হুম, হুম। হুম। হুম। অবশ্যই। হুম, হুম, হুম, হুম। হুম। <chuckles> হ্যাঁ, অ একদম। হুম। হুম, হুম, হুম, হুম। অবশ্যই। <chuckles> হুম, হুম, হুম। হুম। <scoffs> না, আসলেই। আমি এটা আমি একদম পুরোপুরি একমত আপনার কথাগুলোর সাথে। যেমন, আমি নিজের এক্সাম্পলই বলি। আমাদের যখন অনলাইনে ফ্লাস ছিল করোনার সময়, মাঝে, মাঝে যেসব টিচারদের লেকচার খুবই বড় হতো, আমি করতাম কী, জয়েন দিয়ে বের হয়ে যেতাম বেসিক্যালি। তো এই ফাঁকিবাজিটাও আরও অনেকে করে। তো, তো আমি এই কারণে মনে করি যে ফাঁকিবাজির একটা টেন্ডেন্সি থাকে আসলে, যে সবসময় মনোযোগ দেয়া যায় না, ডিস্ট্রাক্টেড হয়ে যায় মানুষ।
জি, জি। হ্যাঁ। <laughs> জি, আচ্ছা। হ্যাঁ। একদম, একদম এবং প্যানডেমিকের সময়ে আসলে তখন আমি মাস্টার্সের একেবারে আ শেষ পর্যায়ে বলা যায়। আ প্যানডেমিক যখন শুরু হলো এবং আ শে শেষ করেছিও অ বলা যায় যে অনলাইনেই। অ্যা তো অ্যা দেখা যাচ্ছে যে তখন হতো কী, উম আমিও আপনার মতো করতাম। ওরকম অ্যাটেন্ডেন্সটা হয়ে যাওয়ার পরে আমি আর নাই। হয়তো ঘুমিয়ে পড়েছি। তো কিছু, কিছু টিচার শুরু করলো কী, অ্যাটেন্ডেন্স নিতো সবার শেষে।
উহু। হুম। হুম, হুম, হুম, হুম। হুহ, হু, হুম। হু, হু, হুম। হু, হুম। হুম। হুম। হুম।
তো দেখা যাচ্ছে যে ১ম কয়েকদিন ক্লাস করলাম। তারপরে আরও আমরাও বিকল্প বের করে ফেললাম। আমরা যখন জয়েন হলাম, জয়েন হয়ে ঘুমিয়ে পড়লাম। অ্যাটেন্ডেন্স নেয়ার সময়ে আবার জাস্ট প্রেজেন্টটা দিয়ে আবার চলে গেলাম। এরকম অনেক জি। হ্যাঁ, হ্যাঁ।
<laughs> হুম। হু, হু। হুম। হুম। এই জিনিসটা সেম। এই জিনিসটা আমরাও করতাম, একদম। অ্যা কারণ হচ্ছে যে আসলে একটানা বাসায় মধ্যে বসে, বাসায় এত ডিস্ট্রাকশন আছে। তো দেখা যাচ্ছে যে পড়তে ভালো লাগে না। দেখা যাচ্ছে যে আমার মনে হয় যা যাই আমি একটু গিয়ে কিছু একটা দেখে আসি। কোনো একটা সিরিজ দেখি আমার ল্যাপটপে। তো দেখা যাচ্ছে যে মা মানে একটানা বসে পড়া যায় না।
জি, জি। একজ্যাক্টলি। হুম, হু। হ্যাঁ।